আম এই ক্ষেত্রে আমি যেটা পার্সোনালি করি, আমি যখন গুগল প্লে স্টোর থেকে মানে আমি যখন কোন কিছু সাবস্ক্রিপশন নেই, মনে করুন YouTube এ সাবস্ক্রিপশন আমি নিলাম প্রিমিয়াম যেটা। তো আমি করি কী নেয়ার সাথে, সাথে আমি হচ্ছে যে ক্যানসেল করে দেই, পরের মাসের জন্য। আ মানে আমার যদি শুধুমাত্র ১ মাসের জন্য লাগছে আমি জানি যে আমি শুধুমাত্র এই সিরিজটা দেখার জন্য আমি নিয়েছি। তো তখন আমি করি কী নেয়ার সাথে, সাথে আমি হচ্ছে যে সাবস্ক্রিপশন ক্যানসেল করে দেই। তখন করে কী ওরা ১ মাস পর্যন্ত সাবস্ক্রিপশনটা থাকে তারপরে চলে যায়। এমনকি ফ্রি ট্রায়ালের ক্ষেত্রেও কিন্তু এটা হয়, যে অনেক সময় কিন্তু ৭ দিনের ফ্রি ট্রায়াল দেয়, অনেক সময় ১ মাসের ফ্রি ট্রায়াল দেয়। তো ফ্রি ট্রায়াল গুলো কিন্তু অফ করতে অনেকে ভুলে যায় তো তখন কিন্তু চলে যায়। তো সাথে, সাথে যদি আপনি ক্যানসেল করে দেন তাহলে কিন্তু এই ভয়টা থাকে না। আপনি জানেন যে আপনার ফ্রি ট্রায়াল <chuckles> টা শেষ হলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা যাবে না।
আচ্ছা। হ্যাঁ। জি। ও, আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। অফ করতে হ্যাঁ, ভুলে যায়। জি। আচ্ছা, তো এক্ষেত্রে কী আ এরকম আ হওয়া উচিত যে ধরেন যেই কার্ড দিয়ে আসলে সে ওইখানে লগ ইন করল, হ্যাঁ? বা ধরেন যেকোনো মানে ওয়েবসাইটেই এ কি মানে কেনাকাটার ক্ষেত্রে অথবা রিপেমেন্ট এর ক্ষেত্রে ওই কার্ড বা ওয়ালেটটা আসলে সেভ যদি সে না করে রাখে সেক্ষেত্রে কী, কী সুবিধা পাওয়া যেতে পারে?
হুম, হুম। হুম, হুম। আম সেভ না করে রাখলে হচ্ছে কী যে, আপনার অ সেভ তো আসলে যখন আপনি পেমেন্ট করে ফেলেছে অটোমেটিক্যালি হয়ে যায়। আপনি আসলে এটা সরিয়ে দিতে পারবেন না আপনি যদি সাবস্ক্রাইবটা ক্যানসেল করেন, তাহলে হচ্ছে যে আপনি নতুন করে শুরু করার আগে সেটা সেভ থাকবে না। কিন্তু আ আরেকটা দিক যে আপনি যদি আপনার গুগলে কিন্তু অটো সেভ হয়ে যায় কার্ড তো সেটা না থাকলে সুবিধা হয় আরকি। নানা রকমের সুবিধা হয় যে অ্যা পাসওয়ার্ড সেভ থাকে না, এটাই প্রাইভেসিটা ভালো থাকে।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অটো সেভ ঐটাই বলছি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো এই যে এত সুন্দর করে যে আপনি আ মানে, ই-পেমেন্টের ব্যবহার বা কীভাবে কী করলে সাবধানতা অবলম্বন করা যেতে পারে? বা আরো যে বললেন যে গ্রামের মানুষরা কীভাবে করতে পারবে? তাদেরকে বুঝানোর যে বিষয়গুলা, তো এগুলা না মানে ব শুনে ব অনেক কিছু আসলে বুঝা গেল, শিখাও গেলো। তো তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে কথা বলে অনেক ভাল লাগলো।
হুম, হুম।

অবশ্যই, প্রথমত হচ্ছে যে ব্যাংকিং এ্যাপের ক্ষেত্রে আমি বলব যে ডিরেক্ট প্লে স্টোর থেকে না নামিয়ে ওদের ওয়েবসাইটে যাইতে। ওদের ওয়েবসাইটেই যদি লিঙ্কে ক্লিক করা হয়, ওখানে লিঙ্কে ক্লিক করলে প্লে স্টোরে সেই অ্যাপটার কাছে নিয়ে যাবে। তখন আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করলেন। এটা একটা জিনিস। আর আমি হচ্ছে যে আসলে ব্যাংকে হচ্ছে যে অনেক বড়, বড় পেমেন্ট দেয়া হয়। দেখা যাচ্ছে আমার হয়তো ইউনিভার্সিটির যে পেমেন্ট থেকে শুরু করে অন্য কোন কিছু দেয়া হয়। তো সেক্ষেত্রে আমি করি কি যে আ যদি বড় কোনো অ পেমেন্ট আমি কাউকে দেই, পার্সোনাল যদি কাউকে দেই। সেইক্ষেত্রে আমি ১ম এ ৫০ বা ৳১০০ পাঠাই। দেখি যে যাচ্ছে কিনা। আসলে কি তার অ্যাকাউন্ট হিট করেছে কিনা। কারণ অনেক সময় ভুল টাইপ কিন্তু হয়। তো যদি দেখেছি হিট করেছে তার অ্যাকাউন্টে তারপরে আমি পুরা টাকাটা পাঠাই। এতে কিন্তু আসলে রিস্ক থাকে না যে আমি ভুলে এত বড় অ্যামাউন্ট অন্য কারো কাছে দিয়ে দিচ্ছি।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। বাহ! উব জি। ও আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে দেন। আচ্ছা। আচ্ছা মানে বেশ ভালো একটা বিষয় যে এই জিনিসটা কিন্তু সবাই ওভাবে জানে না বা করে না। এই কি এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তারা স্কাম শিখার হয় কিন্তু। তো অ্যা এখন যদি হয় না যে এই বিকাশের ক্ষেত্রে মানে কিউআর দিয়ে কিন্তু অনেকে মানে পেমেন্ট করে। হ্যাঁ ব্যা ও ও ক্ষেত্রে যদি বা এরকম হয় যে ধরেন কিউআর এর জায়গায় অন্য কেউ আসলে একটা কিউআর এর কোড টা লাগায় দিল। টাকা তো, তো আসলে ঐ জায়গায় চলে যাবে। এরকম না? তো এইসব ক্ষেত্রে আসলে কিভাবে সাবধানতা অবলম্বন করা যায়?
জ্বী। জি। হুম, হুম। হুম। হুম, হুম, হুম। হ্যাঁ। আম এসব ক্ষেত্রে সাবধানতা অবলম্বন হিসেবে যা আ যার দোকানে এসেছেন তাকে জিজ্ঞেস করতে হবে যে এটাই কি আপনার কিনা। তারপরে যখন ঢুকবেন তখন কিন্তু নাম সাথে, সাথে এসে পড়ে যা আপনি কার কাছে পাঠাচ্ছেন। তো নামটা নিয়ে আবার ডবল শিওর হয়ে নিবেন। আ নাম্বারের লাস্টে দিয়ে আবার ডবল শিওর হয়ে নিবেন। আ যে এই নাম্বারের লাস্টে কি ২,২ নাকি ৩,৩ এটা জিজ্ঞেস করবেন। তারা যদি কনফার্ম করে তারপরে টাকা পাঠাবেন। তাহলে কিন্তু আসলে মানে চোখ বন্ধ করে আপনি জাস্ট স্ক্যান করে টাকা পাঠিয়ে দিলেন এটা কিন্তু বোকামি হবে এখনকার সময়।
হুম, হুম। আচ্ছা। এসে পড়ে। হ্যাঁ। আচ্ছা।

উম উদাহরণ দিতে পারবো হচ্ছে যে, আমার যে অফিসের আগে বস ছিল, আ উনি হচ্ছে যে উনার সাথে এরকম একটা হয়েছিল। উনার ব্যাংকে আ যেহেতু আ একটা বিশাল বড় ব্যাংক, নামি দামি ব্যাংক, সেখানে হচ্ছে যে সেটা হচ্ছে যে আমাদের আ প্রত্যেকে এমপ্লয়িদের সাথে মানে ডিরেক্টলি কানেক্টেড ছিল, মানে এমপ্লয়ি ব্যাংকিং এর আমরা পার্ট পাচ্ছিলাম। তো প্রত্যেকের জন্য আলাদা করে পার্সোনাল ম্যানেজার, যে আ মানে পা পার্সোনাল আ রিলেশনশিপ ম্যানেজার ছিল। আ ২-১ জনের জন্য ১ জন সেম পারসন ছিল। যেহেতু মানে দুটোই আসলে কর্পোরেটলি রিলেটেড ছিল। আ এমএনসি ইন্টারএমএসি কিছু একটা ছিল আরকি ওদের এগ্রিমেন্ট ছিল। তো সেখানে হচ্ছে যে সেরকম একটা রিলেশনশিপ ম্যানেজার সেজে আম বলেছিল যে আপনার আ আসলে এখানে একটা বড় পরিবর্তন হয়েছে। এরজন্য আপনাকে অ্যা আ আমি ফোন দিয়েছিলাম। তো অ তো এভাবে, এভাবে করে বলা শুরু করল। <chuckles> তারপরে বলল যে আম আ আমরা কখনো আপনার ওটিপি চাইবো না। কিন্তু আপনার হচ্ছে যে আম কার্ডের লাস্ট ৪ ডিজিট বলুন আর সিভিভি চাইছে। তো উনি না, বুঝে নাই, উনি ভাবছে ওটিপি যেহেতু চায় নাই মানে এটা লেজিট, খুব প্রফেশনালি কথা বলছে, তো উনি অ্যা দিয়ে দিয়েছে যখন। সাথে, সাথে উনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৳৫০,০০০ উইথড্র হয়ে গেছে বিকাশের মাধ্যমে। আর এটাই হচ্ছে হাইয়েস্ট লিমিট ছিল। উম যে বিকাশের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা হাইয়েস্ট লিমিট সেই কারণে, নয়তো পুরা টাকাই চলে যেত উনার।
ও আচ্ছা। পারছিলেন, জি। ও আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি। ও আচ্ছা। তাই নাই। হ্যাঁ, হ্যাঁ। আয় হায়! আচ্ছা। হ্যাঁ, পঞ্চাশ হাজার টাকা হাইয়েস্ট জি। আচ্ছা, মানে ব্যা এইটা কিন্তু বেশ ভয়াবহ একটা বিষয় যে এই স্ক্যামগুলা কিন্তু মানুষ না বুঝে উঠার, মানে আগেই আসলে ব করে ফেলে তারা। তো এই বিষয়ে আসলে আপনি কিন্তু বললেন যে এগুলা মেনে, মেনে মানে ব্যা কিছু, কিছু নিয়ম আসলে মেনে চলতে হবে। তো এইসব বিষয় যদি আপনি যেগুলা বললেন, যেগুলা মেনে চললেই কি সব ঠিক হয়ে যায়? নাকি আরো কিছু বিষয় জানা দরকার থাকে?
<chuckles> জি। উম। জি। উহু। আসলে সাবধানের আ মানে কোনো মাইর নেই। জি, কারণ হচ্ছে আপনার সবসময় সাবধান থাকতে হবে। নতুন, নতুন পদ্ধতি কিন্তু বের হয়। আপনি প্রতিনিয়ত যেমন আপনার টেকনোলজি আপডেট হচ্ছে, তেমনি কিন্তু স্ক্যামাররাও আপডেটেড হচ্ছে। টেকনোলজির সাথে, সাথে তারাও আপডেটেড হচ্ছে। তো আপনারও আ কাস্টমার হিসেবে আপনারও সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে নতুন অভিনব উপায়ে কেউ আপনার কোনো ডেটা নেয়া নেয়ার নিয়ে যেতে পারে বা আপনার কোনো ব্যাংকিং ডিটেইলস না নিয়ে যেতে না পারে। তো এটা কিন্তু আসলে অনেক জরুরি।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। জি। আচ্ছা। জি। হু, হু। আচ্ছা। হ্যাঁ, মানে তো এই যে আ আ হয় না? অনেক ধরনের অ্যাপই কিন্তু এখন আছে। তো এইক্ষেত্রে আসলে কোন অ্যাপটা অফিসিয়াল, কোন একটা অ কোন অ্যাপটা আসলে অফিসিয়াল না, ওইটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি বুঝা যায় না কারণ লোগো এক থাকে এরকম। তো এগুলো কি আসলে মানে খুব ভালোভাবে দেখে নেওয়া দ দরকার আছে কিনা আগে থেকে, এটা কি আপনার হচ্ছে কি মনে হয়? বা হয় না, ধরেন হচ্ছে গিয়ে ফোনে যেসব অ্যাপ থাকে ওইগুলো আপডেট রাখার একটা বিষয় আছে বা অনেকে আসলে অনেক বড়, বড় লেনদেন করে। এইক্ষেত্রে বড়, বড় লেনদেনের আগে কি একটু বেশি সতর্ক থাকতে হয় নাকি বা কি সতর্ক থাকা যায় এগুলাও যদি একটু বলতেন।
হু, হু হুম। উহু। উহু। হুম। হু, হুম। জি।